আসলে খুবই আমাদের গোপনীয়তা হুমকির মুখে পড়ছে। বিশেষ করে আপনি যেটা বললেন আমার ক্ষেত্রে আসলে এমনই হচ্ছে। এই যে আমি মনে, মনে বলছি যে আমি একটা ফোনের কভার কিনবো।
জি। হুম। আচ্ছা। হ্যাঁ, ad চলে আসছে। <chuckles> জি।
Model হ্যাঁ Model এটা তো দেখি ঘুরে ফিরে খালি scroll করলে খালি কভারের ad ই আসতেছে। আবার আমাদের, বিশেষ করে আমাদের তথ্য যেভাবে leaked হচ্ছে দিনের পর দিন। আমাদের প্রযুক্তি বলেন আ tech company যেগুলো আছে বড়, বড় tech company গুলো। আমাদের তথ্য কিন্তু তারা বিক্রয় করতেছে third party র কাছে। কারণ এটা আমি দেখি যে আমার ফোনে। প্রতিদিন call আসে, SMS আসে আবার WhatsApp এ message আসে সবগুলো promotional message, call।
হুম। হুম, হুম। দেখছেন, হ্যাঁ? হুম। জি। হুম। একদম। <tsk> ইস! হুম। জি। হুম। একদম, হ্যাঁ। জি। মানে এইটা তো আমিও দেখি যে মানে এ ফোন নাম্বারটা পাচ্ছে কোথায়? মানে এভাবে তো আমাদের তথ্যগুলো বিক্রি হয়ে যাচ্ছে। জি।
দেখেন যে <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তো এভাবে আসলে আমাদের তথ্যগুলো এই বড়, বড় tech company <chuckles> আ অ অন্য একটা third party company র কাছে বিক্রি করতেছে। ওরা আমাদের মনে করে যে হ্যাঁ, হ্যাঁ। তা আসলে আমি মনে করি এটা খুবই ভয়ঙ্কর।
হুম। মানে কি একটা ভয়ঙ্কর বিষয়! এবং এটার কারণে দেখবেন আমাদের জি, আর এটার কারণে দেখবেন আমাদের হচ্ছে আ মানে আ মানে নিরাপত্তা কতটুকু ইয়েতে পড়ে গেছে যে scamming যেগুলা হচ্ছে। আ এখন তো আমরা অনেকটা সচেতন হয়েছি কিন্তু আমাদের বাবা-মার generation যারা ওরা কিন্তু এখনো বোঝে না। যেমন আ এই যে phishing যেগুলো হয়, SMS এর মাধ্যমে একটা link পাঠিয়ে দেয় বা email এ একটা link পাঠিয়ে দেয়, একেকটা আপনি এটা জিতেছেন বা এটা জিতেছেন বা যেকোনো relevant কিছুই। আ সেটাতে আমরা আমরা তো click করি না কিন্তু ওরা কিন্তু আমার বাবা আমাদের বাবা-মারা দেখবেন হঠাৎ click করে ফেলল। পুরা ফোনটা ওদের নিয়ন্ত্রণে চলে গেল। জি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এবং <chuckles> আমি নিজেই, নিজেই আরকি সাম্প্রতিক একটা phishing এর শিকার হইছি। এটা আসলে এবং কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হইছি। বিষয়টা এমন ছিল যে হ্যাঁ, আ আ আমি দেখলাম আমার mail এ একটা mail আসছে।
আচ্ছা। আচ্ছা ঠিক কেমন আছে বিষয়টা? হুম।

একেবারেই না। এইটাই আপ আমি এটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমাদের গোপনীয়তা রক্ষা করার জন্য কি, কি সাবধানতা নিতে পারি? আ আরেকটা যেটা আমরা দেখতে পারি, এহ দেখি যে হচ্ছে আ আম আ একই আ বড়, বড় যেগুলো ওয়েবসাইট আছে ধরেন amazon.com। তো এইটারই same similar name use করেই একটু, একটু একটা letter-এর এহ difference করে দেখবেন এরকম একেকটা ওয়েবসাইট তৈরি করে কিন্তু মানে phishing হচ্ছে অনেকটা। এহ এইটা একটা আমাদের খুব আ আমার মনে হয় সচেতন থাকা উচিত আমরা যখন ওয়েবসাইটে যাচ্ছি হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই আমরা আ হ্যাঁ, আমার domain টা আমাদের সুন্দরভাবে দেখে নিতে হবে যে spelling টা সুন্দরভাবে ঠিক আছে কিনা। না হলে আমাদের মনে করেন আ personal বলেন মূল্যবান সব তথ্যগুলো তারা hacked করে নিচ্ছে।
হুম, চেক করা উচিত। হুম। একদম। জি। সব যাবে। হুম, আমাদের bank account যে bank card যে দিব সব আ নিয়ে নিবে আরকি। আম তো এটা সম্পর্কে নি আ সচেতন হওয়া উচিত। তারপর আমাদের password-গুলো যাতে আরকি strong হয় এটা একটা বিষয়। তারপর আমরা যেগুলো জায়গাতে যাচ্ছি আমাদের personal information কতটুকু দেওয়া নিরাপদ। আ কারণ hacking যেটা যেমন আ এখন তো একটা bank-ও যদি hack হয়, যেমন এখানে medical, এহ medical-এর আ insurance-এর company hack করে একটা মা ব্যক্তির এখানকার social আই so social security number, আম আ সমস্ত information, banking information যে card use করেছে hospital-এ সেইগুলো information সবকিছু নিয়ে ফেলছে। কি ভয়ঙ্কর একটা বিষয়! তো মানে hacking-এর শিকার তো যে কেউ হতে পারে। জি।
হ্যাঁ, হ্যা। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এটা আসলে হ্যাঁ, প্রতিনিয়তই হচ্ছে এটা আমাদের দেশে হোক, দেশের বাইরে হোক প্রতিনিয়ত দেখবেন যে কেউ না কেউ এই তার debit, credit card hacked হয়ে গেছে, অনেক টাকা transaction হয়ে গেছে। সে মনে করে যে একটা আর্থিক বিপদে পড়ি গিয়েছে।
সব জায়গাতেই, হ্যাঁ। জি। হুম। জি। তো এটার জন্য আর কি, কি আমাদের মানে সাবধানতা নেওয়া উচিত বলে আপনার মনে হয়?
আমাদের সাবধানতা বিশেষ করে আমাদের অ অপ্রয়ো মানে অপ্রয়োজনীয় কোনো website বলেন app-এ বলেন আমাদের information share করা যাবে না। আর বিশেষ করে আমাদের সরকারিভাবে একটা আইন বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে যে tech company গুলা আছে যে প্রযুক্তি আ তাদেরকে আ আবার কিন্তু দেখেন যে কিছু, কিছু বড়, বড় company আছে তারা কিন্তু ডে এই আমাদের তথ্য protection-এর জন্য কিন্তু প্রতি মাসে billion, billion dollar খ খরচ করছে।
জি। হুম। জি। হুম। জি।